সেক্ষেত্রে আমি যেটা করি যে ওই ব সময়টাকে বা ওই সমস্যাটাকে কত দ্রুত মানে, সলভ করা যায়। তখন আবার আমার একটা জিনিস মানি নিজেই বলছি যে, আমার খুব ভালো। সেটা হচ্ছে আমি বিপদে কিন্তু কখনো ব ইয়ে হয়ে যাই না, মানে ভয় পাই না। না আমি কখনো খুব হ্যাঁ, আমি খুব মাথা আ আমি খুব মাথা ঠান্ডা রাখতে পারি। তো তখন আমি চেষ্টা করি যে কত <chuckles> হ্যাঁ, আমি তখন চিন্তা করি যে, কত তাড়াতাড়ি আমি ওই ব্যাপারটা থেকে বা একটা উম অল্টারনেট সলিউশন খোঁজার চেষ্টা করি আরকি। মানে কত তাড়াতাড়ি হচ্ছে অল্টারনেটিভ কিছু একটা খুঁজে পাওয়া যায়? সে ব্যাপারটা চেষ্টা করি। আ তবে এটা আসলে সবসময় ছিল না আমার মধ্যে। আমি যখন ছোট ছি
হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। ভেঙে পড়েন না। দুর্দান্ত ব্যাপার! যাক, যাক এটা খুবই ভালো একটা গুণ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এইটা, এইটা, এইটা আশার ঘটনাটা যদি একটু বলেন? আপনি বলছিলেন যে, এই ব্যাপারটা আপনার সাথে ছিল না বা আপনি অভ্যস্ত ছিলেন না। তো নিশ্চয় একটা সময় অনেক এটার জন্যে আপনাকে ভোগ করতে হইছে অনেক, আ ভালো-খারাপ মুহূর্ত। তো এরপরে আসলে কোনো ঘটনা থেকে কি এটা আপনার ভেতরে আসছে? নাকি অন্য কোনো ব্যাপার ছিল? যদি একটু সেই আ স্মৃতিটা বলেন?
এহ হ্যা। একদম। একদমই তাই। কা আমি যখন ছোট ছিলাম, তখন আমি এই ধরনের স্ট্রেসে, আমি খুব সহজে স্ট্রেস নিয়ে ফেলতাম। ধরুন যে আ পরীক্ষার রেজাল্ট দিবে। খুবই একদম 1st টার্ম, 2nd টার্ম পরীক্ষায় স্ট্রেস এ পড়ে যাচ্ছি। আমি স্ট্রেসে পড়লে আমি বমি করে দিতাম ছোটবেলায়। তো আর হচ্ছে প্রচন্ড, <chuckles> প্রচন্ড কান্নাকাটি করতাম। এবং এ সবাই আমাকে বলত যে, আমি মাম্মাস গার্ল। তো আমি এসে মার সা মার কাছে এসে মানে কান্নাকাটি, "আমি পারতেসি না। আমার এই হয়েছে, আমার সেই হয়েছে।" মানে এগুলো বলে, বলে খুব কান্নাকাটি করতাম হ্যাঁ, হ্যাঁ। মানে আমি কোনো চাপ নিতে পারতাম না ছোটবেলাতে। আর আম্মু, আমার একটা প্রবলেম ছিল যে, আমি অম পড়ালেখায়, প্রবলেমই বলবো এটাকে আমি যে, আমি পড়ালেখায় ভালো থাকাতে কোনো সময় যদি রিসাল্ট খারাপ হত, একটু খারাপ হত, সেটা আমার কাছে খুব স্ট্রেস লাগতো আরকি। তো
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পারছি। ওরে বাবা! আচ্ছা, আচ্ছা। মানে বাচ্চারা যেমন করে তেমন করতেন আরকি। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ওহো! এইটা আসলেই অনেক বড় ব্যাপার।
এহ হ্যাঁ, তো পরবর্তীতে যেটা হয়েছে যখন আমি SSC পাস করি, ওই সময়ে আ আমি আমার SSC এর রিসাল্টটা আসলে আমার যে, আমি যেটা চেয়েছিলাম সেটা আমার হয়নি। মানে সেটা ভালো হয়নি আরকি। আ তো ভালো না হওয়ার পর, ফলে আমি তখন একটা ভীষণ স্ট্রেস এর মধ্যে পড়ি। তো স্ট্রেস এর মধ্যে পড়ার পর, আ একটা বড় ধাক্কা আমি মানে, সেদিন আমি প্রচন্ড কান্না করি। এরপর থেকেই কেমন যেন আমি চেঞ্জ হয়ে যাই। এরপর থেকে এ মানে আমার কাছে মনে হয় হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা মানে ওই ধাক্কাটাইকে আপনাকে আপনার জীবনে বা আপনি যেভাবে চলাফেরা করে অভ্যস্ত, সেই জিনিসটাকে একটু আলাদাভাবে চিন্তা করতে বা আলাদাভাবে নিজেকে সাজায় নিতে, আ কোনোভাবে পুশ করছে আরকি।
হু, হু।

ভীষণ রকমের সাপোর্ট পাই। আমি আসলে আ দেশের বাইরে যেহেতু আছি এবং একাই থাকি। তো আ যেদিনের কথা বলছিলাম যে, আমার খুব হাত-পা কাঁপাকাঁপি অবস্থা। তো আমার এক এখানে আ একজন বড় আপু আছে। উনাকে আমি সঙ্গে, সঙ্গে ফোন দিয়ে বললাম যে আমি বা মনে হয় মারা যাবো। <chuckles> তো আমার হচ্ছে আমি থিসিসটা মারা যাবো। মানে এরকম অবস্থা আমার। তো উনি আমাকে খুব বোঝানোর চেষ্টা করল যে এটাই তো জীবন মরণ না। থিসিস যদি সা মানে অ্যাপ্রুভ না হয় কি হবে? আমার দিদি হ্যাঁ, তো উনি আমাকে ওগুলা নিয়ে অনেকক্ষণ বুঝালো। মানে এখানে আমি আ পরিবারের মানুষরা না থাকলেও এমন কিছু মানুষের সান্নিধ্যে আছি আসলে। আ যারা আমাকে প্রতিনিয়তই বিভিন্ন রকম ভাবে সাহায্য করে যায়। মানসিক সাপোর্ট দেয় তো এরপরে
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওহো! হা এটা তো বিরাট ভয়ের ব্যাপার। অবশ্যই, অবশ্যই। বুঝতে পারছি। অবশ্যই, অবশ্যই। আপনি এই বিষয়ে অত্যাধিক ভগ্য আ ভাগ্যবান যে আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্যেরা আরো বেশি স্ট্রেস দিয়ে ফেলে। তো এবার যদি এই আপনার ধরা বাঁধা যে নিয়ম, সেটার থেকে একটু বাইরে আসি যে, আ কখনো মনে হয় যে, আপনি যেভাবে এখন হয়তোবা স্ট্রেস মেনেজটা করছেন, এর বাইরে গিয়ে কিছু করা উচিত বা আরো নতুন কোনো পদ্ধতি হয়তোবা ট্রাই করা উচিত বা নতুন কোনো কৌশল যদি আপনার জীবনে আ আবার নতুন করে প্রয়োগ করার সুযোগ হয়, এটা নিয়ে কি কখনো চিন্তা করছেন?
উ হু। তো হুম। হুম। হু। হ্যাঁ, অবশ্যই। মানে স্ট্রেস ম্যানেজমেন্টটা নিয়ে কিন্তু ব বড়, বড় সাইকোলজিস্টরা কিন্তু এটা নিয়ে কাজ করে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট এর অনেক রকমের কিন্তু আম প পদ্ধতি ফলো করা যায়। তার মধ্যে একটা ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেডিটেশন করা। হ্যাঁ? তো আ যদিও আমি এখনো ট্রাই করিনি কখনো। আ কিন্তু যদি ওই লেভেলে কখনো চলে যায় মানে খুব ভয়ানক লেভেলে স্ট্রেস এ চলে যাই কখনো হয়তোবা সেটা মেনেজ করার জন্য আ হয়তোবা আ করতে পারি। এ মানে মেডিটেশনটা আমি ট্রাই করতে চাই। কিন্তু আ এখনো পর্যন্ত অত ভয়ানক লেভেলে মনে হয় যাইনি। মোটামুটি যতটুকু স্ট্রেস হয় নিজের যে কৌশলগুলো আছে সেগুলা দিয়ে মোটামুটি বের হয়ে আসতে পারি। তবে হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু ইদানিং সম আ যেটা হয় যে মানুষ যখন ওয়ার্ক লাইফ বেলেন্স করতে পারে না, আ সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস হু, হু। <smacks lips> তো এটা নিয়ে ইদানিং বিষয় বি বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে বেশ মানে কথা হচ্ছে বা খুব একটা ফেমাস বিষয় হয়ে উঠছে আরকি স্ট্রেস ম্যানেজমেন্টটা।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। একদম, একদম। আচ্ছা, ঠিক বলছেন। আচ্ছা। বুঝতে পারছি। বুঝতে পারছি। একদম। খুব বেশি চাপে থাকে হ্যাঁ। তো জ্বি ,বলুন। অবশ্যই, অবশ্যই। আর আরেকটা ব্যাপার আ জানতে চাই আপনি উল্লেখ করলেন যে আপনি আ দেশের বাইরে আছেন পড়াশোনা করতে। তো আ যেহেতু আপনি একটা দেশে থেকে অভ্যস্ত ছিলেন হয়তোবা। আ তো সেখানকার সংস্কৃতি একরকম আশেপাশের পরিবেশ একরকম। সেখান থেকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় গেলেন পড়াশোনার জন্যে যেখানকার সংস্কৃতি আলাদা পরিবেশ আলাদা। তো তখন এই সাংস্কৃতিগত বা এই পরিবেশগত কোনো স্ট্রেস কি ফিল করেছেন?
হুম। হুম। হু, হু। হু।